আমার আবার চিন্তা হয় কি? যে মৃত মানুষকে যখন দেখি আমার সবসময় মাথার মধ্যে এই চিন্তাটা আগে আসে যে, তার আসলে মৃত্যুর সময় কেমন লেগেছিলো? এবং মৃত্যু পরবর্তী যে বোধ থাকে না, তার শরীরটা আসলে নিজের কাছে কেমন লাগে? আমার কাছে না রহস্যকর মনে হয় এই বিষয়টা। যার কারণে আমার কাছে মনে হয় যে আ মৃত্যু আমার কাছে ভালো লাগে এবং আ বাস্তব জীবনের কথা যদি বলি যে মৃত্যু কিন্তু আমাদের জীবনে আত্মপ্রতিফলন ঘটাতে সাহায্য করে। যেমন ধরুন আমি আসলে কি, আমার নিজের ভুল ত্রুষ্টিগুলো কোথায় এবং আমি আসলে কি করতে পারি, কি ভালো করতে পারি যতদিন বেঁচে আছি, এই বিষয়গুলো আমার অন্তরের মধ্যে সবসময় প্রতিফলিত হতে থাকে। আপনার ক্ষেত্রে এমন কিছু হয়?
ও। হুম, হুম। হ্যাঁ। ওকে। হুম, হুম। আমি আসলে এইভাবে কখনো জিনিসটা ভেবে দেখিনি। এবং আমার কাছে মনে হয় না জ তে তেমন কিছু একটা কোনো অনুভূতি হয়। জাস্ট আমার মনে হয় আপনি
আচ্ছা।
দেখতেছেন যে সবকিছুই ঠিক আছে এক মুহূর্তে, পরের মুহূর্তে কিছুই নাই। Just thats it। আমার মনে এ এ আমার ধারণা মতে এরকমই মনে হয়। আমার মনে হয় না যে এখানে কোনো আলাদা তেমন কিছু আপনি ফিল করতে পারবেন।
আচ্ছা। আচ্ছা, <chuckles> তবে আমার ক্ষেত্রে আবার বিষয়টি আলাদা। তবে যে যেমনটি ভাবতে আসলে পছন্দ করে। দেখা যায় যে আমাদের মন আ আমাদের মনকে ভালো রাখার দায়িত্ব আম আমাদেরই, তাই না? সেক্ষেত্রে দেখা যায় যে, যে বিষয়টি করে আমাদের ভালো লাগছে সে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে কিন্তু বেশ মজাই লাগে।
হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার একটা প্রিয় আ জিনিস হল গিয়ে মৃত্যুর কথা চিন্তা করা?
একদমই তাই। আমি যখন এ খুব একা থাকি রুমের মধ্যে, তখন কিন্তু তখন আমি চিন্তা করি যে আ মৃত্যু এত সুন্দর বা হচ্ছে মৃত্যু আসলে হলে মানুষের কি অবস্থা হয়। যেমনটি আপনাকে একটু আগেই বললাম। এবং চিন্তা করি যে আমি আসলে কিভাবে মারা যেতে পারি। এগুলো মাঝে, মাঝে মনে পড়ে আসলে। <chuckles>
<laughs> ওকে। হ্যাঁ। হুম। ওকে। মানে জিনিসটা খুবই strange একটা জিনিস। বাট আপনার অনুভূতিগুলো এবং গল্পগুলো শুনে ভালো লাগলো। খুবই unusual খুবই unusual। <chuckles> হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে খুব মজা লাগলো। হ্যাঁ, অবশ্যই।
জ্বি। <chuckles> <chuckles> ই ধন্যবাদ। একদম। <chuckles> আমারও তাই মনে হয়। তবে আমার কাছে ভালো লাগে। ইন্টারেস্টিং মনে হয় এবং মনে হচ্ছে যে আ এই রহস্য ভেদ করা উচিত রহস্যভেদ করা উচিত অবশ্যই। জি, <chuckles> আমারও চমৎকার লেগেছে আপনার সাথে কথা বলে।
অবশ্যই। হু। আচ্ছা, আ পরে কোনো একদিন কথা হবে।
জ্বি। অবশ্যই আবারো কথা হবে। আপনি ভালো থাকবেন। ততদিন আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায়। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ। আশা করি আপনিও ভালো থাকবেন। বিদায়। ধন্য